আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি আম বলা যেতে পারে যে আ ইয়া একটা বই আছে 'দ্যা জাহের' 'পাওলো কালহ'র। তো এই বইটার একটা গল্প আমি শুনেছিলাম আমার একটা ফ্রেন্ড এর কাছে। কিন্তু আমার কখনো পড়া হয়নি। আচ্ছা এই গল্পটা হচ্ছে ফিলোসফিক্যাল একটা নভেল। এই বইয়ে হচ্ছে ধরুন প্রত্যেকটা মানুষের জীবনের আ কিছু মূল যে প্রশ্ন হয় না আমাদের মাঝে, মাঝে যে এই জিনিসটা কেন এমন হলো? আমার কেন এমন লাগছে বা এই সম্পর্কটা কেন ঠিক যায় নাই? বা বাবা-মা এটা কেন করল? <sniffs> এই ধরনের নানান প্রশ্নের উত্তর এখানে আছে। <sniffs> তো একটা বন্ধুর কাছ থেকে এই বইয়ের কথা শুনে এবং কিছু গল্প সে আমাকে শোনালো যে এরকম, এরকম কাহিনী আছে। <sniffs> শোনার পর আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে মনে হলো যে বাহ! এই বইটাই তো আমার দরকার। হ্যাঁ, হ্যাঁ। <sniffs> তো তখন
আচ্ছা। সেটা ঠিক কি ছিল? আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <scoffs> হ্যাঁ। এইটা তো ঠিক। আচ্ছা, আচ্ছা। <scoffs> আচ্ছা, বিষয়টা বেশ ভালো। না লাগাটা তো স্বাভাবিক হতেই পারে। হ্যাঁ। তো আপনি তো আসলে দেখছিলেন যে আপনার যে পছন্দের ব্যাপারটা এটা আসলে বইটাতে ছিল। তো সেইক্ষেত্রে আসলে আপনি কি বইটা পড়ার চেষ্টা করেছিলেন কিনা? বা আপনার বন্ধুর কাছ থেকে তো শুধু বলা যেতে পারে যে আপনি ছোট, ছোট গল্পটা শুনেছেন বা বলা যেতে পারে আপনি বইয়ের সারাংশ শুনেছেন। তো এক্ষেত্রে আসলে ইচ্ছাটা পোষণ করার পর আপনি কি ইচ্ছাটাকে পূরণ করেছিলেন কিনা?
জি। আসলে ওই গল্পটা শোনার পর আমার কিন্তু বেশ ইচ্ছা হলো যে আমার এই বইটা পড়তে হবে এবং আমার জানতে হবে যে বইয়ের ভিতরে কী আছে? <sniffs> এবং আসলে কি আমি প্রচুর বই পড়েছি। তো খুব বা মানে অন্য কারো রিকমেন্ডেশন বা সাজেশন আমার ভালো লাগে না, ইন জেনারেল এ, কারণ একেক জনের চয়েস একেক রকম। আমার চয়েস আলাদা। আমার হয়তো একটা ন্যারেটিভ ভালো লাগে তাদের আরেকটা ন্যারেটিভ ভাল লাগে। তো এটা শুনে আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে। এই বইটা হয়তো পড়া যেতে পারে। তো এই ভেবে আমি হয়তো এই বইটা তখন কিনেছিলাম এবং পড়লাম। পড়ার পর মনে হলো যে, "আরে না এই বইটা তো আসলে অনেক জোস" এবং এটা বলতে পারেন যে আমার তখন যে একটা আ বিষন্নতা ছিল বা আমার ভিতর যে নানান ধরণের কোয়েশ্চেন ছিল সেগুলা কিন্তু মিটিয়ে ফেলেছে বা আমি হয়তো জীবনের একটা নতুন পার্সপেক্টিভ পেয়ে গিয়েছি।
আচ্ছা। <chuckles> আচ্ছা। ভালো নাই লাগতে পারে, হ্যাঁ। না, সেইটা ঠিক অবশ্যই। হতেই পারে, হ্যাঁ। উ হুম, আচ্ছা। <scoffs> হুম। চিন্তা গুলো ছিল ওগুলো দূর হয়ে গেছে। না এইটা তো ঠিক, যে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে মানুষের যে পছন্দের ব্যাপারটা এইটা যদি আসলে কোনো প্রিয় বই বা যেকোন একটা মাধ্যমের যদি জিনিসটা আসলে নিজের মনের সাথে মিলে তখন কিন্তু বিষয়টাকে তো পড়তেও ভালো লাগে বা কেউ যদি শোনায় সেটাও ভালো লাগে। যেটা আসলে আপনার ক্ষেত্রে হয়েছিল যে আপনার বন্ধু আসলে আপনার গল্পগুলো আপনার সামনে যখন শোনাচ্ছিল তখন কিন্তু আপনার যে আকর্ষণের ব্যাপারটা এটা কিন্তু বইয়ের প্রতি হয়েই গিয়েছিল। সেইক্ষেত্রে কিন্তু আসলে বইটা কিনেছেন ও এবং পড়েছেন ও। তো এই ক্ষেত্রে বিষয়টা ভালো বলা যেতে পারে। তো ১ টি ভালো গল্প বলার জন্য আপনি কোন ৩ টি উপাদানকে অপরিহার্য বলে মনে করেন।
জি, জি। জি, জি।

আ এরকম বেশ অনেক গল্প আছে। এবং প্রায় সময় দেখা যেত যে হয়তো বসে আ আ আব্বু মাঝে, মাঝে দেখা যায় যে ধর্মীয় গল্পও কিছু শোনাতেন হয়তো। <sniffs> আ মানে যেই ধর্মের আমি সেই ধর্মের আ শুরুটা কিভাবে হয়েছে না হয়েছে সেই গল্পগুলো মাঝে, মাঝে শোনাতেন। যে কিভাবে বলে বাচ্চারা বুঝবে এগুলা নিয়ে। তো এগুলা নিয়ে আসলে এক ধরনের interest ছিল। তো ওই থেকে দেখা গেছে যে গল্প শোনা একটা অভ্যাস হয়ে গিয়েছে এবং বেশ ভাল্লাগে গল্প শুনতে। <sniffs>
আচ্ছা। এটা ভালো বিষয়। আচ্ছা। অ অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ। না, এটা বেশ ভালো অভ্যাস যে আপনার পরিবার আসলে আপনাদের যে ব্যাপারগুলো বেশ ভালোভাবেই দেখত। বা বলা যেতে পারে আপনি আসলে গল্পগুলো শুনতে শুনতে একটা গল্প আ যে শোনার যে ব্যাপারটা আবার গল্প বলার যে ব্যাপারটা আপনার কাছে বেশ ভালোই লাগে বলা যেতে পারে। তো ছোটবেলায় কোন মাধ্যম-মে বই, সিনেমা, নাটক, গান ইত্যাদি গল্পের প্রেমে পড়েছিলেন। এমন কি কোন story আছে নাকি?
জি, জি। আচ্ছা। আ যেহেতু আমার বাবা মা দুজনেই প্রচুর বই পড়তেন এবং দেখা গেছে যে বই পড়ার একটা অভ্যাস ছোটবেলা থেকে আছে। <sniffs> এবং এটার পাশাপাশি যেটা আছে হচ্ছে যে ধরুন একটু বড় হয়ে যাওয়ার পর আমার Audio book জিনিসটা কখনো ভালো লাগেনি। কারণ আমার কাছে ভাল লাগতো যে <sniffs> এইযে নিজে বই পড়ব নিজে গল্প করব।
আ আচ্ছা। হুম, সেটা তো বোঝাই যাচ্ছে। আ আচ্ছা। মানে <laughs> হুম। এইটার কিন্তু আসলে প্রচলন কিন্তু ছিলও না আগে এতটা। কারণ অডিও বুক কিন্তু আসলে ওভাবে শুনতো না। মানে বলা যেতে পারে বই পড়ার যে ব্যাপারটা এটা কিন্তু বেশ বলা যেতে পারে অনেকটাই কিন্তু ছিল। তো আপনার ক্ষেত্রে যেটা বলছিলেন।
হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আমার কিন্তু মনে হতো যে নিজে যখন একটা গল্প পড়ছি আমি নিজের মতো করে কল্পনা করছি বা নিজের মাথায় কিন্তু নিজের narrative একরকম থাকে। তো একটা মানুষ মানে আমাকে পড়ে শোনাচ্ছে বইটা <sniffs> তখন ওটা কিন্তু শুনতে অন্যরকম লাগে। ভালো লাগেনা। আমার কাছে কিন্তু নিজেরটাই ভাল লাগে। তো দেখা গেল যে হয়তো audio book জিনিসটা ওভাবে আমার শোনা হতো না বা আ গল্পটা আমার নিজেই পড়তে ভাল লাগে। এটার পাশাপাশি ধরুন এখন এসে আমার কিন্তু podcast শুনতে ভাল্লাগে। আমার আ কিছু narrative documentary যেগুলো আছে না যে হয়তো বিভিন্ন ধরনের crime documentaries আছে। আ যেমন 'mister Ballon' একটা channel আছে YouTube এ। সে হচ্ছে true crime story solve যেগুলা বা unsolved গুলো মাঝে, মাঝে সে গল্প শোনায়। তো এটা শুনতে ভাল্লাগে আমার।
আচ্ছা। <giggles> হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, সেটাও ঠিক। শোনা হতো না, হ্যাঁ। আ আচ্ছা। ভালো বিষয়। হুম, হতে পারে। আচ্ছা। আচ্ছা। না, এটা আসলে তো একেকজনের তো একেক রকম গল্প পছন্দ। তো সেই ক্ষেত্রে আসলে আপনি এ যে podcast এর যে ব্যাপারটা বলছিলেন যে আপনি কিন্তু এখান থেকে আসলে গল্পগুলো শোনেন। একটা YouTube Channel এর কথাও বলছিলেন যে ওখান থেকে আসলে crime যে seen এর ব্যাপারটা, এটা কিন্তু আস নিয়ে সে কিন্তু প্রায় solve করতো বা বলা যেতে পারে সে এই গল্পগুলো কিন্তু বলত। সেইক্ষেত্রে আসলে আপনি বিষয়টা কি লক্ষ্য রাখতেন আর আপনার কোন জিনিসটাই বা ভালো লাগতো?
জি।